আ আপনি প্রাসঙ্গিক কথাই বলেছেন। দেখুন, উদাহরণ দুটোই আছে। আপনি ক খেয়াল করে দেখবেন যে, জন অনেক সময় নিউজ হচ্ছে যে, বিনা পয়সায় ছাত্র পড়াচ্ছে শিক্ষক, বিনা পয়সায় বই বিতরণ করছে, হ্যাঁ, সাদা মনের মানুষ এরকম হচ হচ্ছে না। আবার আ অনেক টাকা পয়সাওয়ালা শিক্ষকরাও তাদের উম কোচিং চালাচ্ছে, তারা হচ্ছে অনৈতিকভাবে বিভিন্ন কাজ করছে। আমার মনে হয় টাকা বাড়ানোটাই শুধু সমাধান না। শিক্ষকদের নৈতিকতার যে, জায়গাটার যে, উ পরিবর্তন হয়েছে আজ থেকে ২০ বছর, ৫০ বছর পূর্বের যে, শিক্ষক এবং বর্তমান আধুনিক সমাজের শিক্ষক, এদের মধ্যে নৈতিকতার একটা পার্থক্য দেখা যায়। তাই নয়?
জি, জি। জি। জি, জি, তা তো দে তা তো আছেই, জি। জি। জি, জি। কখনোই না। জি। জি। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ভাই মানুষ যেহেতু চে বদ বদলিয়েছে, মানুষের মতামতও বা মানুষের মনোভাবও বদলানোটাই স্বাভাবিক। জি।
জি। তবে সেই জায়গাগুলোতে যদি একটু কাজ করা যায় এবং শিক্ষকদের যদি যথাযথর একটা কা কাউন্সেলিং করা যায়, বেতন বাড়ানো তো অবশ্যই অ্যা আমরা সমর্থন করি, আমি সমর্থন করি বিশেষ করে কারণ, তাই না? যে, পর্যায়ে আছে সেই পর্যায়ে আমি মেনে নিতে পারি না। একটা তো মানানসই পর্যায় থাকে। যে পর্যায়ে গেলে আমি বুঝতে পারবো যে, না, এখান থেকে তোমাকে যতটুকু দেওয়া হচ্ছে যথেষ্ট না কিন্তু কমও না।
জি। আমিও সমর্থন করি ভাই। জি, জি। জীবন চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট, জি।
জি, এতটুকু যদি একটু আমরা নিশ্চিত করতে পারি, তারপরের প্রসঙ্গগুলো আমরা তখন গিয়ে ধরতে পারবো as a অভিভাবক সন্তানের অ্যা উ পরের প্রজন্মের।
জি। মানে একটা একটা একটা একটা স মানে একটা প্রবলেম এর একটা বড় আকারের সমস্যার যদি একটা বড় আকারের সমাধান বের করা যায় তখন আরকি দেখা যায় যে, আমাদের অন্যান্য সমস্যাগুলো কি যে, কারণে আসলে শিক্ষকরা পারছে না দিতে বা সক্ষম হয়ে দাঁড়াচ্ছে না। সেই জিনি সেই দিকগুলো দেখা যায় আরকি। না, না ভাই সেক্ষেত্রে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে, একটা দিক দিয়ে তাদেরকে যদি স্বাচ্ছন্দ্যটা দেওয়া যায় তাহলে অন্যান্য দিকগুলো আসলে আস্তে, আস্তে বের হয়ে আসবে। মানে অনেকটা কেঁচো খুঁড়তে কেউটের মতো আরকি। এ বে মানে একটা টাইমে, একটা না একটা সময় দেখা যাবে যে, আসল যে, সমস্যাটা সেটাও বেরিয়ে আসবে। কিন্তু আমি বলবো ভাই আসলে আমরা মানে, শিক্ষকদের বেতনটা না বাড়ানোর কারণে শিক্ষকদের মধ্যেও একটা অনৈতিক ভাব জন্ম দিয়ে দিয়েছি। যেই কোচিং সেন্টার গুলোর কথা আপনি বললেন, তারা কিন্তু বেতনটা না পাওয়ার কারণে আরেকটু বেশি আয়ের দিক থেকেই কিন্তু কোচিং সেন্টার গুলো খোলে। সেই কারণে দেখা যায় কোচিং সেন্টার এ আসল পড়াশোনা হয়, আর স্কুলে সামান্য একটা মানে কি বলা যায় পড়াশোনার একটা এক্সাম্পল দেওয়া হয় যে, এইরকম হইতে পারে তোমাদের পড়াশোনা। জি, জি।
জি। জি, জি। হু, হুম। জি। হু, হুম। হ্যাঁ। হ্যাঁ। জি, জি। হুম, হুম। জি, জি, জি। হ্যাঁ। তারপরে ক্লাসে যতটুকু হলো না আপনারা তোমরা আমার প্রাইভেট এ আসো আমি সেখানে শিখাবো। তবে আমাদের আ উভয় দিকেই খেয়াল রাখতে হবে। শিক্ষকদের নৈতিকতারও একটা উ পরিবর্তন হয়েছে, সেখানেও কাজ করতে হবে। পাশাপাশি তারা যেন বলতে না পারে যে, আমাকে যেটি দেওয়া হয়েছে সেটি পর্যাপ্ত নয়, এজন্যই আমি অন্য জায়গায় গিয়েছি। আপনার সঙ্গে কথা বলে ভাই খুবই ভালো লাগলো। অনেক তথ্য সমৃদ্ধ হলাম আমি আপনার সাথে কথা বলে, আপনি ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।
জি। আমার প্রাইভেটটা আসো জি, জি। ওই, ওই সেটাই। জি। জি, জি। পর্যাপ্ত নয়। জি। জি। জি, ধন্যবাদ ভাই। ধন্য ধন্যবাদ ভাই। আপনার সাথেও কথা বলে খুবই ভালো লাগলো। ভবিষ্যতে এরকম আরো আড্ডা দেওয়ার সুযোগ হবে আপনার সাথে। সেই আশায় আজকে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জি।

হ্যালো, শুভ দুপুর। কেমন আছেন?
হ্যালো, দুপুরে শুভেচ্ছা আপনাকেও। ভালো আছি। আপনি কেমন আছেন?
ধন্যবাদ ভাই। বেশ ভালো আছি। বলতে পারেন। একটু গরমে আছি। কা আবহাওয়ার চাপটা প চাপটা তো একটু পড়বেই। মনে করেছিলাম ছুটির দিন আবহাওয়াটা একটু ঠান্ডা, ঠান্ডা হবে, বৃষ্টি, বৃষ্টি হবে, একটু, একটু আনন্দ থাকবে। কিন্তু সেই আশায় ঘুরে বালি বলতে পারেন।
হ্যাঁ। <chuckles> তবে আজকের আজকের রোদটা কিন্তু গতকালের চেয়ে একটু বেশি মনে হচ্ছে এবং আমাদের এপাশে ধান কাটা তো। অনেকে ধান কাটায় শ্রমিকদের সঙ্গে কথা বলছিলাম। ওরা আবার বলতেছে যে, না এরকম যদি সপ্তাহখানেক থাকে তাহলে আমাদের জন্য ভালো। মানে ধানগুলো একটু গুছায় নিতে পারে, অ গোলায় তুলতে পারে। এ কারো জন্য মঙ্গলকরও আবার এরকম আবহাওয়া।
তীব্র, তীব্র ভাই প্রচণ্ড তীব্র। জি, জি। জি। জি, জি। সে সেটাই তো ভাই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এইভাবেই তো জীবন। জি, জি, এইভাবেই জীবন ভাই।
কারো সর্বনাশ ঠিক তাই। আ তবে আজকে ছুটির দিনে আমিও আ বেশ বাড়িতেই সময় কাটাচ্ছিলাম। ভাবছিলাম যে যে, আমাদের তো সপ্তাহে ২ টো ছুটির দিন স্কুল-কলেজগুলো বন্ধ থাকে। সন্তানগুলোকে একটু সময় দিতে হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে। ক্লাসে তো আর ঠিক স ভালোভাবে, ভালোভাবেই এ যদিও বিষয়টা খারাপ শোনাবে। কিন্তু আমার কেনো জানি মনে হয় যে, ক্লাসে ঠিকমতো পড়াশোনায় বাচ্চারা ঠিকমতো পড়ছে না। বাড়িতে একটু সাপোর্ট দিতে হয়। আপনি কিভাবে দেখেন?
জি। জি, জি। জি, জি। জি, জি। তা তো অবশ্যই ভাই। কাস কারণ আমি বলবো ভাই শিক্ষা ব্যবস্থার আমাদের দৈনন্দিন মানে যে, অবস্থা যাচ্ছে তাতে আসলে অবনতিই ঘটছে। উন্নতি সেরকম একটা হচ্ছে না। আর আমি বলবো ভাই মানি সেই দিক দিয়ে একটা জিনিস বলা যায় যে, আমরা শিক্ষকদেরকে ঐভাবে তাদের যেরকম একটা মানসম্মত দিক দেওয়া উচিত বা তাদের সমাজের যে, যে, সুযোগ-সুবিধাগুলো দেওয়া উচিত তাদের কিন্তু কিন্তু ভাই আমরা সেভাবে মানে আমি বলবো ভাই আমরা দিয়ে উঠতে পারছি না। বা একটা একটা দিকে একটু ঘাটতি রয়ে গেছে আমি বলবো।
জি। হ্যাঁ। আচ্ছা।